আচ্ছা, পরিবারের সঙ্গে <smacks lips> কোনো বিশেষ মুহূর্ত কী রয়েছে? যেটা আসলে খুব মনে পড়ে, খুব ভালো লেগেছিল, এমনটা?
উম মনে করার মতন তো অনেক আছে। কারণ ছোটবেলার থেকেই আ আমার মা বলে যে, "আমার মাথার ব্রেইন খুব ভালো" এবং ছোটবেলার গল্পগুলো যখন আমি মনে করি দেখি, বাহ! এখনো বেশ চমৎকার একদম, আ হয় না যে পুঙ্খানুপুঙ্খভাবে একদম উম অ্যা <smacks lips> crystal clear। আমার মনে পড়ে যে, "ও, আচ্ছা ওইটা হয়েছিল, ওইটা হয়েছিল।" না তো মনে আছে। কিন্তু recently আ আমার বোন এসেছিল, ৬ বছর পরে, ওর বাচ্চাদেরকে নিয়ে। ওর ২ টা বা বেবিকে নিয়ে। তো ওই স্মৃতিগুলো আমার বারবার মনে পড়ছে। কারণ আমরা ৪ ভাই বোন একসাথে ছোটবেলায় বড় হয়েছিলাম। তো ৬ টা বছর ধরে দেখা গেল যে আমরা আর একত্রিত হতে পারিনি। তো এখন
জি। জি। জি। হুম। <chuckles> বাহ! এখনো মনে পড়ে। জি। আচ্ছা। ও। হুম। আচ্ছা। <chuckles> আচ্ছা। জি। হুম। এরপর কি আসলে যে ৪ টা ভাইবোনই একসাথে হয়েছিলেন? নাকি ধরেন, খালি আপনার বোনই এসেছিল?
হুম। হ্যাঁ, আমরা ৪ ভাইবোনই একসাথে হয়েছিলাম। যেমন আমার আ ২ বোন, ১ ভাই। যে যার মতন বাইরের দেশে থাকে। তো কখনোই একসাথে ঐভাবে দেখা হতো না। দেখা গেল ভাইয়া আসলো। তারপরে আপু আসলো। আবার আরেক আপু আসলো। তো এইভাবে দেখা হতো ১ জন ১ জনের সাথে। বাট এবার যেটা হলো যে, লাস্ট মার্চে
তার জন। জি। আচ্ছা, আচ্ছা। জি। হুম। আচ্ছা, এই সবার মধ্যে কি আপনিই হচ্ছে সবচেয়ে ছোট?
হ্যাঁ, আমিই সবচেয়ে ছোট। <chuckles>
ও। তাহলে তো নিশ্চয়ই আপনি অনেক আদরের। আপনার তো আসলে মনে হয়, যখন কেউ আসে তখন মনে হয় আপনার জন্যই আসলে পুরো একটা লাগেজ ফুর্তি আপনারই সব থাকে। এরকম একটা এক্সাইটিং ব্যাপার-স্যাপার হয় কি? <chuckles>
আ এইটা ঠিক। এটা ঠিক। মানে লাগেজ ভর্তি থাকে, এটা ঠিক। মানে যেই আসুক না কেন আমার জন্য লাগেজ ভর্তি থাকে। কিন্তু আদরের বিষয়টা আমি মানতে পারলাম না। কারণ, ছোটদেরকে এত পরিমাণ restrictions দেয়া হয়। অ্যা মজার বিষয় যদি বলি, যে যখন দেখা গেল যে এ প্রেম ভালোবাসার একটা সম্পর্ক ছিল বা, মানে সময় ছিল আসল কথা বলতে। তখন অনেক strict। "না, এ প পছন্দ করা যাবে না, কথা বলা যাবে না। কারো সাথে চলা যাবে না।" বান্ধবীর পার্টিতে গেলে "আচ্ছা, নিয়ে যাচ্ছি।"
আচ্ছা। আচ্ছা। হু। ব্যাপার ছিল। আচ্ছা। হু। হ্যাঁ, এ এইটা কিন্তু ঠিক। কিন্তু পরে কিন্তু দেখা কিন্তু পরে কিন্তু দেখা যায় যে, একটা টাইম এসে পড়ে ব কিন্তু পরিবার থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে, "আচ্ছা, কেউ পছন্দের কেউ আছে?" <chuckles>
হ্যাঁ। রীতিমত। এটা আমার কাছে মনে হয় কি, এটা রীতিমত আ ছোটদের সাথে ফাইজলামি করা। কারণ, দেখেন, মানে তুমি একটা মানুষকে জেলখানায় আটকে রাখসো, তাকে তুমি জিজ্ঞেস করতেছো, "আচ্ছা, অমুক জায়গার ওয়েদারটা কেমন ছিল? তোমার এক্সপেরিয়েন্স বলো।" মানে তখন সে লোকটা কী বলবে?
<sniffs> একদম। জি। <chuckles> তাহলে কি হলো? বলেন তো? <chuckles> ঐটাই। যে আসলে দেখেন, তখন আর জীবনে দেয় দেয়নি। রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। এখন হয়তো আপনাকে জিজ্ঞাসা করছে, যে, "আচ্ছা, এখন তুমি বলো। তুমি কা কাকে চাও?" <chuckles>
তো এই রকমটাই। ছোটদের পরিস্থিতিটা এরকমই। শুধুমাত্র জিজ্ঞেস করা না। মানে এ রীতিমত blaming, যে, "তোর চাইতে ছোট বয়সের বাত মেয়েরা দেখা যাচ্ছে, যে সম্পর্ক করে বিয়ে হচ্ছে। আ পছন্দ আছে। একটার জায়গায় অ multiples পছন্দ থাকে। আর সেখানে একটাও নেই তোর, কেন?" মানে রীতিমত এটা তো মনে হয় না যে জিজ্ঞেস করা। এটা তো blaming, যে কেন নেই? কেন নেই, সেটা তো তোমরাই ভালো জানো। বিষয়টা হচ্ছে কোন আদরের ছোট দিন
কেন তোমার দেখতে, হ্যাঁ? একদম। এতগুলো, জি। <chuckles> আই আপনি আসলে বলে দিতে পারেন, যে আসলে একদম। আপনিও এখন থেকে তাহলে বলতে পারেন যে, সুন্দর করে, যে, "আসলে নেই। কারণ তোমরা চাওনি, তাই হয়নি।" <chuckles>
হুম, এখন তারপরে এই কথা বললে, তারপরেই কথার প্রেক্ষিতে কথা আসে। ঠিক আছে? তাহলে এখন দেখো। প্রত্যেকটা জিনিসেরই তো একটা বয়স থাকে। যেমন উ দেখবেন যে, পছন্দ করার ক্ষেত্রে তা তখন কিন্তু থাকে না যে, ছেলের কি আছে, ছেলের পরিবার কেমন, আমার ফ্যামিলি মেনে নিবে কিনা? আর সবকিছুর কিন্তু একটা বিষয় তখন দেখবেন এখন কিন্তু ভাবতে হয় শেষ বয়সে এসে। তো আর তখন দেখবেন যে বিষয়টা হলো যাকে ভালো লাগে, তাকেই পছন্দ হলো। তারপর সে যদি কিছু করতে পারলো settlement। না করতে পারলে, ২ জন মিলে survive করা। তো এখন নিশ্চয়ই পরিবারও রাজি হবে না। পরিবারের আগে আমিই তো রাজি হবো না। যে সারভাইভ করা, ০ থেকে শুরু করা। এগুলো আসলে অনেক কষ্টকর। এমনিতেই শোনা যায়
সময় থাকবে। তা তো অবশ্যই। জি। জি। হুম। তা তো অবশ্যই। তা তো অবশ্যই। জি। জি। <chuckles> জি। জি। মানে এরেঞ্জ ম্যারেজে যেটা তা তো অবশ্যই চাই। মানে এরেঞ্জ ম্যারেজে অনেক কিছু কিন্তু মানে মেনে নিতে হয় বা, মেনে নেওয়া যায়। কি মানে সরি যে বলছিলাম যে, লাভ ম্যারেজে কিন্তু উল্টাটা বললাম। লাভ ম্যারেজে আপনি অনেক কিছু মেনে নিবেন। উ ঠিক আছে? সারভাইভ করে ফেলবো। কিন্তু এরেঞ্জ ম্যারেজে আপনি চা চাবেন যে, "না, যেহেতু এরেঞ্জ ম্যারেজ করছি, তাহলে সব দেখেই করবো।" এরকম আরকি একটা ব্যাপার। তাই না?
হুম, হুম। হুম, হুম। হুম, দেখেই করবো।
আচ্ছা, তো জিজ্ঞেস করছিলাম যে এটা পরিবারে <chuckles> একদম। জি, যে মুহূর্তের কথা বলছিলেন। তো এইযে উম এবার আসলে কী হয়েছিল? যখন আসলে আপনার বোন এসেছিল যে বললেন যে, সব ভাইবোনরা একসাথে হয়েছিল হয়েছিলেন? তো তখন আসলে আপনার যে আমেজটা, সেটা কতটুকু বেশি ছিল? মানে কী করেছিলেন সেগুলো জানতে চাচ্ছিলাম।
তো এই হচ্ছে একটা মুহূর্ত <chuckles> আমার পরিবারের। হুম, হুম। এ এটা তো খুবই আ বলা যেতে পারে যে এমন কিছু স্মৃতি, যেটা মনে হয় সারা জীবনে আমরা ভাইবোনরা কেউ ভুলবো না। যেমন আমার বোন ওখানে যাওয়ার পরে ওর বাবু হয়। আ ছোটবেলায় আমার মনে আছে আমি এখনো clearly মনে আছে, যে আমি অনেক মানুষের বাচ্চা, মানে আমি ছোট বাচ্চা খুবই পছন্দ করতাম। কোলে পিঠে করে মানুষ করেছি। এখন ওরা বড় হয়েছে। এখন কলেজে পড়ে। তো নিজের আ বোন খুব কষ্ট পেয়েছে, যে ওদের বাচ্চা-কাচ্চাকে মানুষ করার মতন কেউ নেই। একটু দেখার মত বা, একটু কোলে রাখার মতো। বা, বোন কোলে নিয়ে, নিয়ে রান্না করেছে। আ বাচ্চার ওই রান্নার সময় হাত পুড়েছে। অনেক কষ্ট করেছে। তো দেখা গেল যে ওর, আ ছেলেকে যখন ৫ বছর, অ্যা ৫, এ ৪, ৪.৫০ বছর কোলে নিয়ে যখন আসলো। আ সার ৪, ৪.৫০ বছরের বাচ্চা কিন্তু তেমন কিছুই বোঝে না। আ এয়ারপোর্ট থেকে পিক করা, ওদেরকে ওই কোলে করে বাড়ি নিয়ে যাওয়া। আ প্রত্যেকটা স্মৃতি মনে আছে।
হুম। বাহ! জি। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। জি। উম হুম। কেউ ছিল না। আহা! হুম। আহারে! আচ্ছা। হুম। জি। জি। বাহ! কি দারুন একটা ফিলিং। <chuckles> জি। বাহ! দারুণ একটা স অনেক চমৎকার একটা আম আসলে স্মৃতি নিয়ে আপনি কথা বললেন। তো আসলে এইযে বাসায় যখন সব ভাই-বোনরা একসাথে হয়েছিলেন, তখনের স্মৃতিটা নিয়ে আসলে জানতে চাচ্ছিলাম, যে তখন আসলে কী করেছিলেন সেটা?
হুম। আচ্ছা, মানে তখনকার ছোটখাটো বিষয় মনে আছে। কিন্তু হাস্যকর একটা স্মৃতি হচ্ছে, আমাদের অ্যা ছোটবেলায় একটা আমাদের খাট ছিলো। তো সেই খাটের মধ্যে আমরা ৩ আ ৩ বোন, আমার একটা ভাই ছিলো, আমরা ঘুমাতাম। তো বোন খুবই ছোট ছিলো। তো দেখা যেত যে, মানে খুবই আমরা বালিশ নিয়ে এটা সেটা নিয়ে খুবই ঝগড়া করতাম। কেউ কারো জায়গা দিতাম না। এখন আমার বোন আসলো, আমরা ৪ ভাই বোন। ওর ২ বাচ্চা, ও, হয়ে গেলাম আমরা ৬ এখন এই ৬ জনের তো জায়গা হয় না। তো আমরা করলাম নিচে বেডিং করলাম। লম্বা করে বেডিং। সেই বেডিং করে ৬ জন একই বেডিং এ শুয়েছিলাম।
হুম। হুম। জি, আচ্ছা। হুম। <chuckles> আচ্ছা। হুম। জি। অনেক মানুষ আসলে। হুম। আচ্ছা। জি। কিন্তু অন্য রুমে তারপর কিন্তু অন্য রুমে তারপরও যাননি।
না তারপর তো প্রশ্নই ওঠে না। কারণ, ৬ বছর পরে বোনকে ভাইকে, সবাই আমরা একসাথে হয়েছি। একসাথে স্মৃতি, ভালো সময় কাটানো।
একসাথে। ও আপনার ভাইও উম তখন মানে স সবার সাথে একসাথে হয়ে খুব মজা পেয়েছিলো বলেছে, "না আজকের রাতটা আমরা এখানেই থাকব।"
হ্যাঁ আমরা হ্যাঁ, কিন্তু আ সমস্যাটা বাধলো, যে অ্যা আমার বোনের যেই ছেলে, ওকে নিয়ে। ও তো, এটা করবে না, ওইটা করবে না, এই করবে, ঐ করবে। মানে ওর মা মনে হয়, এটা আমি মিম দেখেছি, Facebook এ যে, শিখিয়ে দেয় না যে, আজকে থেকে তুম তুমি আমাকে চিনো না, আমি তোমাকে চিনি না। যা চাওয়ার, যা করার বলবা মাসি কই, মাসি এনে দিবে। এটা কিন্তু মিম দেখেছি। আমার মনে হয় যে আমার বোনও হয়তো ওর বাচ্চাকে শিখিয়ে দিয়েছিলো। যে যা দরকার হয় হ্যাঁ, এই মাসি হলো, এই মাসির কাছে গিয়ে চাবা। বা ঐ অ বড় মাসির কাছে যাবা। এবার ও তো আমাদেরকে বিন্দু মাত্র, মানে ওর মা তো নাক ডেকে ঘুমাচ্ছে। এখন USA এর দেখা যায়, যে টাইম যখন চেঞ্জ হয়, তখন বাংলাদেশে আসলে কিন্তু ওদের ওখানে অ্যা রাত মানে হচ্ছে, এখানে দিন। তখন তো ঘুম আসে না। ঐ ওখান থেকে শুরু বলা যেতে পারে যে, <giggles> স্মৃতিগুলো তৈরি হওয়া।
জি। <chuckles> হুম। ঠিক। হুম। জি, জি, জি। সব নানির কাছে। হ্যাঁ। হুম, হুম, হুম। সেম শিখে দিয়েছিলো <chuckles> <chuckles> আচ্ছা। হুম। জি। টাইম উলটাপালটা হয়ে গিয়েছিলো। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। <chuckles> স্মৃতিগুলো তৈরি হয়েছিলো। আচ্ছা, বেশ দারুণ! আসলে আপনার চমৎকার সময় কাটিয়েছিলেন। তা বোঝাই যাচ্ছিলো। তা আসলে এইযে সবাই মিলে পরিবারের সবাই মিলে আর কি কোন মজাদার কোন স্মৃতি ছিল সেবার? যেবার আসলে আম সবাই একসাথে হয়েছিলেন। নাকি ধরেন বা, ধরেন থাকে না যে এছাড়াও ছোটবেলার কোন পরিবারের বিশেষ কোনো মুহূর্ত যেটা আসলে আপনার এখনো মনে পড়ে যে, না, ওই সময়টা আসলে এতো চমৎকার কেটেছিলো, কোথাও গিয়েছিলেন কিংবা, থাকে না গ্রামে ভ্রমণ করলে, এরকম কোনো স্মৃতি নিয়ে যদি কিছু বলতেন।
হুম, হু। হুম। আচ্ছা, আমার একটা স্মৃতি মনে পড়ছে যে আমি আসলে বসে আছি আ খাটের উপরে। আমার বাবা আ তার নাতিকে কোলে নিয়ে অ্যা মানে কোলে নিয়ে রেখেছে। আমার মা তার নাতিনকে কোলে নিয়ে রেখেছে। এবার দুজন মিলে চেষ্টা করছে ২ জনকে থামানোর। তো স্মৃতিটা দেখে আমার মনে তখন পড়ছিলো যে, এই স্মৃতিটা বা, এই মুহূর্তটা তারা কিন্তু আগেও পার করেছে। <chuckles> তাদের কাছে আবারো ফিরে আসছে।
হুম। আচ্ছা। জি। উম গা <chuckles> হুম। পাড় করেছে হয়তো আপনাদের ভাই বোনদেরকে নিয়ে, তাই না? হ্যাঁ। মানে হয়তো আপনে, আপনার ব বোন বা, এরকম হয়তো করেছিলো। এখন সে সেইম এই জিনিসটা আবারও ফিরে এসেছে। এই জিনিসটা দেখে আসলে আপনি কি খুব মানে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন, এরকম কি?
হ্যাঁ। এভাবে সেটা। হুম। একদম। তখন মনে হচ্ছিল যে আমরাই, মানে আমরা যখন ছোট ছিলাম, তারা হয়তো আমাদেরকে এভাবেই কোলে নিয়েছে। এভাবেই থাবানক করেছে। এভাবেই খাইয়ে দিয়েছে। মানে আমাদের ছোটবেলার স্মৃতি দেখতে পাচ্ছিলাম।
<chuckles> জ্বি। <chuckles> একদম। হুম। জ্বি। তো আচ্ছা আ আপনার কি মনে হয় যে, আসল যখন বয়স্ক বাবা-মারা যখন এই যে পরিবারের বড় যারা রয়েছে, তারা যখন এই যে ছোট বাচ্চাদের সাথে, আ সময় কাটায়। তখন কি আপনার মনে হয় তাদের বয়সটা আসলে আরো অনেক মানে বেশি কমে আসে? কিংবা থাকে না যে, আরো বেশি দিন হয়তো উনারা থাকবে? এরকম আরকি একটা ব্যাপার-স্যাপার?
হুম। খুব। অনেক কমে আসে অনেক। কারণ দেখেন যখন, আ ছোট বাচ্চারা আশেপাশে না থাকে, তখন তারা কিন্তু দেখবেন একটু শুয়ে থাকা, একটু বসে থাকা বা একটু ভালো না লাগা, এই ধরনের কথা কিন্তু বলে। "ভালো লাগছে না, একটু শুয়ে থাকি।" একঘেয়েমি কাজ করে। যখন নাতি-নাতনি আশেপাশে চটপট করবে, এটা টানবে, ওইটা টানবে, এটা দাওটা, ওইটা দাও করবে। তখন আমাদেরকে কিন্তু না করতে পারে। যে আমি যদি বলি যে, "মা একটু খাইয়ে দাও বা এটা করে দাও, রান্না করে দাও।" "ভালো লাগছে না, এখন পারব না।" হ্যাঁ, ও ছোট বাচ্চা ওদেরকে তো না করা যায় না। ওদের কিন্তু করেই দিতে হবে। আর আমাদেরকে তো বোঝালে, আমরা চিন্তা করি। যে আচ্ছা শরীর ভাল লাগছে না, ঠিক আছে না বলি। ওরা কিন্তু আর সেটা না। দিতেই হবে।
ঠিক। হুম। একদম, এরকম একঘেয়েমি একটা ব্যাপার-স্যাপার। হুম, জ্বি। <chuckles> জি। নাতি-নাত্নি পারবে না। <chuckles> জী। জ্বি। হুম। দিতেই হবে একদম। <chuckles> তো এটা কিন্তু বেশ চমৎকার বললেন! আর এত সুন্দর মুহূর্তের কথাটা বললেন। তো আসলে, উম এই যে মুহূর্তগুলো আসলে একটার পর একটা তো আসে আবার যায়। কিছু মুহূর্ত থাকে যে খুব মনে রাখার মতো, মনে করার মত। এবং আপনিও কয়েকটা কথা বললেন। তো এর মধ্যে আসলে এমন কোন মুহূর্ত কি আপনার জীবনে ঘটেছে? যে <smacks lips> আপনি মানে, আপনি হচ্ছে ক্রান কেন্দ্রবিন্দু ছিলেন সেদিন এবং সেই মুহূর্তটা কখনোই ভুলবেন না এরকম?
হুম। হুম, হুম। আচ্ছা, আমি এখানে আমার ভাগ্নের গল্পটা বলতে চাই। কারণ, একদিন হয়েছে কি? মানে ওর একটা আব মানে habit আছে, এটা আমি জানতাম না। নতুন, নতুন আসার পরেই তার 2nd বা, 3rd ডে। হঠাৎ করে আ ফ্রিজ থেকে ডিম নিয়ে এসে আমাকে বলছে যে, "মাছি আ ডিম খাবো।" ভালো কথা, মানে এত বছর পর ভাগ্নে আসছে। ২ টা ডিম নিয়ে আসছে, খাবে। দিব না আ মানে কি? এটা তো মনে হয় না কেউ বারণ করবে। এবার আমি সেই ডিম নিয়ে কিচেনে যাচ্ছি। তো আমার বোনের শাশুড়ি, মানে ওর দাদী। বলছে যে, "ডিম কি করবা?" বললাম যে, "ও খাবে।" তখন সে খুব হাসল। হেসে বলছে যে, "ও খাবে? ও জীবনেও খাবে না, তুমি এটা করো না।" বললাম, "না, ও খাবে আমাকে বলছে এবং পাশেই দাঁড়িয়ে আছে।" খুব মানে আ বাচ্চাদের ঐযে কি যেন চোখ বলে না এটাকে? মানে আগ্রহ নিয়ে খাবে অপেক্ষা করছে। আ দিলেই ওর ক্ষুধা লেগেছে। হ্যাঁ? বললাম, "না, খাবে।" বলে, ঠিক আছে, "তুমি আমার সাথে তাহলে আ bet করো। যদি না খায় তাহলে সেই ডিম তোমার খেতে হবে। আমি দাঁড়িয়ে থাকবো কিন্তু।" বললাম, "হ্যাঁ, কোনো সমস্যা নেই। ও খাবেই।" তখন কিন্তু আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। ভাজা করলাম, বললাম যে, "বাবা নাও, খাও।" বললো, "খাবো না।"
হুম। জি। আচ্ছা, আচ্ছা। হুম। জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। ডিম খেতে চাচ্ছে। অবশ্যই। না, অবশ্যই। জি। হুম। আচ্ছা। <chuckles> বললো, জি। এক্সাইটমেন্ট নিয়ে। জি। হুম। এক্সাইটমেন্ট নিয়ে কি যে, খাবে। হুম। বেশ। আচ্ছা। <chuckles> ঠিক আছে। জি। হু, হু, হু। জি। <laughs>
মানে খাবো না মানে <chuckles> কত রকমের চেষ্টা করলাম। সে খাবে না মানে, সে খাবে না। একটাই কথা। মানে মানুষের তো অনেক রকম কথা থাকে। তার একটাই মুখের কথা। "খাবো না।"
জি। হুম, জি। "খাবো না।" <chuckles>
এবং এটা এরকম না যে হ্যাঁ, একদম এইভাবে আপনি যেভাবে বললেন, মানে 1st ওয়ার্ড, "খাবো না।" <laughs> আর এরপর ওর দাদী বললো, "এবার তুমি খাও।" <chuckles>
খাবো না। "খাবো না।" <giggles> আচ্ছা। না, আসলে কিচ্ছু মানে এমন কি কোন কিছু হয়েছিলো এমন কি কিছু ছিলো যেটা সে খুব খেতে পছন্দ করতো? না।
হুম। মানে আ এরকম, এরকম পরিস্থিতিতে সে ফেলেছে আমাকে যে, "খাবো না" নিয়ে। আ মানে হাসতে, হাসতে এখনো মানে
ছিলো? জি। জি। কিন্তু কি পছন্দ করতো কি খেতে আসলে সে?
আ সে সবই পছন্দ করতো, সে কিছুই পছন্দ করতো না। সে এখনই খাবে, এখনই খাবে না। মন মর্জি।
আচ্ছা। মন মর্জি আরকি। সে একটু মুখে দিবে আবার বলবে যে, "না, খাবো না।" আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। <chuckles>
না, খাবে না। তাকে খাওয়াতে হলে আপনার বাইরে নিয়ে যেতে হবে। আ বা bird দেখাইতে হবে, তারপর পাতা দেখাইতে হবে, গান শোনাতে হবে, নেচে দেখাইতে হবে। সে খাবে। এরপরে ওর ইচ্ছে হবে না, কিছুই আপনি করেন না কেন খাবে না, মানে খাবে না।
হুম। আহ। <sniffs> বাহ! তখন আবার খাবে। <chuckles> চমৎকার।
একটাই কথা। মানে তাকে যাই বলবেন, আপনি যদি বলেন যে, "বাবা চলো এ স্নান করিয়ে দেই।" "খাবো না।" "আচ্ছা বাবা চলো বাইরে যাবা?" "খাবো না।" মানে common dialogue ছিলো আপনি যাই জিজ্ঞেস করেন <chuckles>
জি। "খাবো না।" ওহ আচ্ছা, মানে প্রতিটা মানে প্রতিটা ইসে খাবো না। আচ্ছা। তো সে বুঝে গেছিলো যে সে বুঝে গেছিলো যে এই কথাটা বললে একটা প্রতিক্রিয়া পাওয়া যায়। হয়তো সে কারণেই হয়তো সে এভাবে করে করে বলছিলো। জি।
খাবো না। হ্যাঁ, এটা মানে না। মানে আব আ যে কাজটা হচ্ছে আপনি করতে জিজ্ঞেস করছেন। মানে হচ্ছে, "করবো না।" ওর ছিল, "খাবো না।"
হুম। জি। বুঝতে পেরেছি। যাক। দারুণ কিছু কথা বললেন। <chuckles> হ্যাঁ।
মানে আপনি জাস্ট একটু ভাবেন যে একটা বাচ্চাকে আপনি যাই জিজ্ঞেস করছেন, সে বলছে, "খাবো না।" কেমন একটা হাস্যকর
"খাব না।" আচ্ছা এখনো কি এখনো কি তার এই অভ্যাসটা রয়েছে? আসলে এখনো যখন আসলে একসাথে হন কিংবা, ফোনে কথা বলেন, তখন এইযে উম এখন বাচ্চাটা আসলে কিভাবে করে কি বলে? সেটা যদি একটু বলতেন।
হ্যাঁ। না, এখন হচ্ছে একটু পরিবর্তন হয়েছে। তার কারণ হচ্ছে আ প্রায় ৭, ৮ মাস হয়ে গেছে। আর ওর মা প্রায়ই বলতো এই বা বাংলাদেশে থাকা অবস্থায় যে আ মানে ওকে যে, "আমরা প্রশ্রয় দেই, সেজন্য ও মজা পায়। এইজন্য ও বারবার এই এই একই কথা বলে।" এখন ও ওব ও বলতো যে, "কিছু জিজ্ঞেস করবা না। ও একবার বলবে ওর সাথে কোন কথা ই ওকে ইগনোর করবা। দেখবা ও নিজে থেকেই আসবে, কথা বলবে, নিজে থেকেই সবকিছু বলবে। কিন্তু জোর করবা বা, রিকোয়েস্ট করবা। ওর একটাই ডায়ালগ থাকবে।"
আচ্ছা। হুম। ঠিক। মজা পেয়ে যায় আসলেই। এইটা কিন্তু একদম। জি। আন্সার দিবে না। জি। হুম। যে, "খাবো না।" <chuckles> বাহ! দারুণ আসলে।
হ্যাঁ। এখন তো ওখানে কেউ নেই জিজ্ঞেস করার মতো, জোর করার মতো। এখন একা, একাই সব করে।
জোর করার মতো। আহ অ আচ্ছা। আসলে বি বাহিরের উম <smacks lips> সিস্টেমটা এরকমই। দেখা যাচ্ছে যে বাবা-মা কাজে ব্যস্ত থাকে দেখে অতটা সময় দিতে পারে না। তো সে কারণে আসলে একা, একাই করতে হয়। তো যাক এইযে আপনি যে এতো সুন্দর করে আপনার পরিবারের যে এতো সুন্দর, সুন্দর মুহূর্তগুলো আপনার উম সবগুলো ভাই-বোনের সাথে। হ্যাঁ? তারপরে আপনার ভা ভাগনার সাথে। হ্যাঁ? এত সুন্দর চমৎকার মুহূর্তগুলো যে এতো আ কাটিয়েছেন এবং সেগুলো এতো উম সুন্দর অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন। তার জন্য কিন্তু আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আ বেশ একটা চমৎকার সময় কাটালাম আপনার সাথে আড্ডা দিতে পেরে। অনেক ধন্যবাদ আপনাকে আবারও।
হুম। হুম, হুম। হুম। জি। আমারও কিন্তু খুবই ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হুম। জি। জি। আবারও ধন্যবাদ আপনাকে।